ধরা পড়া যাবে না। কিন্তু আল্টিমেটলি আমাদের গোল মিস হয়ে গেল। এই ঘটনাটা আমার কাছে মনে হয় যেন, আমার জন্য খুবই, খুবই স্মরণীয় এবং এখনো আমার সবসময়ই মনে পড়ে যখনই একা, একা থাকি। এটা ভাবি আর হাসি। <chuckles>
<blows air> <sneezes> জি। <laughs> না, এই জিনিসগুলো আসলে খুবই মজাদার ছিল ওই সময়। তো হ্যাঁ, অবশ্যই। বন্ধু থাকলে এরকম স্টোরি থাকবেই। তো দেখা গেলো যে আমি যে আম স্কুলে যখন ভর্তি হলাম, তো আমার যেই ১ম যে বন্ধুটা বানালাম আমি বাসার নিচে খেলতে যেয়ে, তো ও হচ্ছে গিয়ে আমার থেকে ১ বছরের বড় ছিল। তো ও আ ওই সেম স্কুলেই পড়তো। তো আমরা যেহেতু একই জায়গায় থাকি, তো ওইভাবে আমাদের বন্ধুত্বটা দেখা যেত যে ও আলাদা ক্লাসরুমে আছে, আমি আলাদা ক্লাসরুমে আছি। তো আ বন্ধের মানে মাঝখানে যে ব্রেকের টাইমটা থাকতো, তখন আমরা সময় কাটাতাম। তো একসাথে সময় কাটাতাম, একসাথে বাসার থেকে স্কুলে যেতাম। আবার স্কুল থেকে একসাথেই আসতাম। তো দেখা যেত যে আমরা এরকম একদিন যে ১ম দিন আমার, ও আগেও এরকম স্কুল হচ্ছে গিয়ে ফাঁকি দিয়েছে। যে স্কুলে যেয়ে তারপরে দেওয়াল টপকে বে বের হয়ে পড়েছে যে, "আজকে ঘুরবো।" তো এই জিনিসটা হচ্ছে গিয়ে হচ্ছে যে চুরি করে স্কুল পালানো। তো দেখা গেল যে ওর দ্বারা আমি হচ্ছে গিয়ে ১ম বার শিখলাম যে, স্কুল কিভাবে চুরি করা যায়? স্কুল কিভাবে পাড়ি দেওয়া যায়? তো দেখা গেল যে তখন আমার হাইটটাও ওর থেকে কম। তো দেখা গেল যে ১ম বার যখন আমি এরকম স্কুল ফাঁকি দিতে যাচ্ছি। তো দেয়ালটা আমাদের থেকে মোটামুটি ভালোই উচা। তো আমি দেখা গেল যে ও আমি ওর ঘাড়ে উঠে আমি কতখানি পর্যন্ত যেয়ে আটকিয়ে গিয়েছি, আমি আর যেতে পারছি না। যে না, এর বেশি তো আমি পাড়ি দিতে পারছি না। এরকম করতে যেয়ে হঠাৎ করে দেখলাম যে আমাদের একজন টিচার দেখে ফেলল। যে আ হচ্ছে যাওয়ার পথে এরকম দেখে ফেলল। ধরা পড়ে গেলাম। জি।
আপনার ক্ষেত্রে কি এমন কোন অ স্টোরি আছে? জি। বলে ফেলুন। হ্যাঁ। জি। হ্যাঁ। হু, হু। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হু, হু। জি। বাহ! চুরি করে স্কুল পালানো। <chuckles> জি। ওহ মাই গড! <chuckles> <chuckles> ধরা খেয়ে গেলেন, না? <chuckles> ওহ মাই গড! ওয়াও! ওহ মাই গড! <chuckles> অসাধারণ! খুব, খুব মজার! অসাধারণ! ধন্যবাদ ভাই। ভালো থাকবেন আপনি।
ধন্যবাদ আপনাকে। কথা বলে অনেক ভাল্লাগলো।